আচ্ছা আসলে আ বেশ কিছুদিন ধরেই মানে একটা সমস্যা নিয়ে অনেকটা আমি মানে চিন্তিত। এবং এটা থেকে আসলে যে কিভাবে বের হবো সেটা আসলে বুঝে উঠতে পারি না। এবং আসলে যত দিন যাচ্ছে তত আসলে নিজেকে মানে প্রশ্নবিদ্ধ করছি, যে এটা কি আমি করতে পারবো, কি পারবো না? এবং এটা কিন্তু দেখা যাচ্ছে, যে যত দিন যাচ্ছে মানে আমার আত্মবিশ্বাসের উপর একটা মানে বলতে গেলে একটা আঘাত হানছে। বা নিজের আত্মবিশ্বাসের উপর নিজে আসলে প্রশ্ন করছি, যে আমার দ্বারা কি হবে নাকি হবে না। এসব নিয়ে দেখা যায় রাতেও আসলে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না এবং দেখা যায় যে সবসময় একটা চিন্তা থেকেই যায়। কারণ যত দিন যাচ্ছে তত আসলে মানে এই সমস্যাটা বেড়েই যাচ্ছে, এবং যে সমস্যা কমার যে একটা প্রবণতা মানে সেটা আমি একদমই লক্ষ্য করছি না আর কি বিষয়টা।
হুম, ইস! আপনার কন্ঠ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে, আপ অ্যা আ জটিল সমস্যার মধ্য দিয়েই যাচ্ছেন হয়তো। আসলে আপনি ভেঙে পড়বেন না। কারণ সব সমস্যাই কিন্তু আ মানে সমাধানের সহিত ই আসে। এমন কোন সমস্যা নেই দুনিয়াতে যেটার হত কোনো সমাধান নেই। তো আচ্ছা, আপনার মানে কে কোন বিষয়ে সমস্যা হচ্ছে যদি একটু বলতেন?
জি। আচ্ছা। আসলে, মানে, বেশ কিছুদিন ধরেই আর কি যে, মানে, আমি দেখছি যে আমি ফোন তাকানো কিন্তু একদমই কমাতে পারছি না। আমি দেখলাম যে, আমার এই যে অফিসে যেসব কাজকর্ম করতে হচ্ছে আর কি, আ যেমন আমার সকালে কিন্তু, মানে, ৯টা থেকে প্রায় বিকেল ৩টা-৪টা পর্যন্ত অফিস থাকে। তো এমনকি, উম পরিস্থিতি দেখা গেল যে, আমি কাজ করছি। কাজের ফাঁকে, ফাঁকে আমি এক হাতে ফোন নিয়ে আসলে আ ফোন, মানে, ঘাঁটছি। হয়তো আসলে দেখা যায় সোশ্যাল মিডিয়া বা কারো সাথে কথা বলছি। এবং এটার কারণে আমার আসলে কাজের গতি বা কাজের ধারা, ২ টাই আসলে নষ্ট হচ্ছে এবং কোয়ালিটি তো আসলে নষ্ট হচ্ছেই। তার পাশাপাশি আসলে দেখা যাচ্ছে, বিশেষ করে রাতের দিকে আর কি, মানে, যখন আমি ঘুমাতে যাব, তখন আসলে দেখা যায় যে, মানে, ঘুমটা ঠিকঠাক মতো হয় না। আমি আসলে নিজেকে, আসলে মানে, মনে বলি বই মানে, মনে মনে বলি আর কি যে, মানে, আজকে রাতে ১ ঘণ্টা ফোন চালিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। দেখা যায়, ফোন হাতে নিতেই সেটা আসলে ২-৩ ঘণ্টা, এমনকি রাতের ২টা-৩টা পর্যন্ত বেজে যায়। এবং সকাল উঠে দেখা যায়, আমার তাড়াহুড়া করা লাগে এবং তাড়াহুড়ো করেই অফিসে যাওয়া লাগে। তো এসবের কারণে আসলে, মানে, শারীরিকভাবে তো আসলে তো আমি দুর্বল হচ্ছি। এর পাশাপাশি মানসিকভাবেও কিন্তু অনেকটা, মানে, দুর্বলতার অনুভব করছি আর কি। এবং আসলে বুঝে উঠতে পারছি না যে, এই সমস্যাটা এত তীব্র আকারে কেন হচ্ছে। কারণ আগে তো এরকম সমস্যাটা, মানে, আমি, মানে, এত খারাপভাবে face করি নাই। এখন যেভাবে সেটা সব কাজে, এমনকি পরিবারের সাথে একসাথে বসেছি, ওইসব কাজেও দেখা যাচ্ছে, আমার, মানে, ব্যাঘাত করছে আর কি। তো একটা, মানে, চিন্তার মধ্যে পড়ে গেছি এটা নিয়ে।
আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে এই যে আপনার যে সমস্যাটার কথা আপনি বলতেছেন, এটা কিন্তু সমসাময়িক সময়ে, আ মানে একটা খুবই সাধারণ সমস্যা এবং এটার আসলে কারণটা যদি বের করা যায় যে, মানে আপনার এই মোবাইল ফোনটা আগে কিন্তু ছিল না। দেখা গেছে ন খুব বেশি হলে ৮ ১০ বছর হয়েছে, যে সবার হাতে, হাতে এই মোবাইল ফোনটা এসেছে। এটার ভালো দিকটা আর খারাপ দিকটা কিন্তু সবাই মানে অতটা স্পষ্ট নয়। যে কিভাবে আসলে ব্যবহার করতে হবে আপনি যেমনটা বললেন যে, মানে অনেকদিন ধরে ব্যবহার করতেন, কিন্তু ১ম, ১ম এমন হতো না। এখন এসে আপনার আ ঘুমের সমস্যা হচ্ছে, শারীরিক দুর্বলতা পাচ্ছেন, মানসিকও একটা যে আত্মবিশ্বাস, সেটাও হয়তো চলে যাচ্ছে। আচ্ছা, আসলে মানে এই সমস্যাটা মানে যদিও অনেক বড় সমস্যা ঠিক আছে এবং জটিল সমস্যা কিন্তু এটারও সমাধান কিন্তু রয়েছে। আচ্ছা, আরেকটা যদি জানতে পারতাম মানে আপনি ঠিক আ মানে কোন সময়টাতে একদম মোবাইল না চালিয়ে থাকতেই পারেন না, এমন কোন সময় আছে?
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আসলে এমন সময় দেখা যায় যে আমি আ বিশেষ করে রাতের দিকে আর কি এটা একটু বেশি হয় যে রাতে একটু ঘুমাবো বা সারাদিন কাজ করে যেটা হয় একটু ক্লান্তি আসলে একটু বিশ্রাম নিবো। কিন্তু সেটা হয়ে ওঠে না। দেখা যায় রাতে আমি মানে ফোন নিলে দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা ফোনে scroll করি। বিশেষ করে বাসায় থাকলে এটা কিন্তু একটু বেশিই দেখা যায়। দেখা যাচ্ছে পরিবারের সাথে কথাবার্তা বলছি এমনকি মানে রাতে খাবার যে খাচ্ছি ঐ খাবার মানে খাবার পাশাপাশি আমি এক হাতে ফোন নিয়ে হয়তো এই যে সোশ্যাল মিডিয়াতে ঢুকছি বা YouTube-এ কোন একটা ভিডিও দেখছি এবং এটা কিন্তু খুবই আ বাজে একটা অভ্যাস যে বড়রা আসলে সবাই একসাথে যেখানে খাওয়া-দাওয়া করছে, ওখানে আমি একা ফোন নিয়ে এ এইসব দেখছি এবং এটা কিন্তু নিজের মধ্যেও খারাপ লাগে। তবে এই যে মানে একটা ইচ্ছা বা একটা যে আগ্রহ যে আমি একটু কমাবো বা ফোন ব্যবহার করা বা ফোন তাকানোটা কমাবো সেটা যে নিজেকে আসলে বলবো বা নিজেকে ঐভাবে শক্ত করে যে এ সিদ্ধান্ত নিবো ঐ সিদ্ধান্তে আসতে পারছি না। দেখা যায় আমি শুধু নিজেকে বলি যে কালকে থেকে ঠিক হয়ে যাবে। দেখা যায় কালকে আসলে মানে ঐটার সমস্যাটা থেকেই যায়। তো বিষয়টা আসলে এমনই হয়ে যায় আর কি।
হুম, বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি। আসলে মানে আপনার যে সমস্যাটার কথা বললেন, এটা মানে খুবই খারাপ লাগছে যে আপনি এই জিনিসটাতে সমস্যায় পড়ে গেছেন। তবে আবার এই ইচ্ছাটা এসেছে যে না এটা বন্ধ করতে হবে, আ এটা চালানোটা কমাতে হবে এই জিনিসটা কিন্তু একটা ইতিবাচক দিক। দেখা গেছে যে মানে এই হ্যাঁ, আসলে এই সমস্যাটার সমাধান করার ১ম পদক্ষেপই হচ্ছে আপনার মনের মধ্যে এই জিনিসটা আসা, যে এই মোবাইল চালানোটা আপনার যে ক্ষতি করছে এই জিনিসটা। তো আমি বলব ১ম পদক্ষেপ কিন্তু আপনি মানে শেষ করে ফেলেছেন। এখন আ ২য়, ৩য় কিছু পদক্ষেপ আছে। আস্তে ধীরে করে হ্যাঁ, নিজেকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে মানে তাড়াহুড়ো না করে যদি আপনি দেখা গেছে ২-৩ মানে ২-৩ সপ্তাহও যদি চেষ্টা করেন একটু নিজেকে আ নিয়ন্ত্রণ করার এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এমনিতে যদি একটু জানতে পারতাম, যে আপনি আসলে মানে ফোনের মধ্যে, আ কোন, কোন জিনিস চালান? যেমন অনেকে আছে game খেলে বেশি। অনেকে দেখা যায় আপনার মানে YouTube-এ reels দেখে। আবার অনেকের তো কিছু প্রয়োজনীয় কাজও থাকতে পারে। মানে আপনার কি কোন জিনিসটা বেশি চালানো হয়?
জি, জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জি, জি। আসলে দেখা যায় যে, মানে, দৈনন্দিন জীবনে আমার আ কম বেশি সবগুলোই চালানো হয়। আ মাঝেমধ্যে দেখা যায়, রাতে যখন বাসায় ফিরি, তখন দেখা যায় আমি অনলাইনে games, অ্যা PUBG, এগুলা আসলে খেলতে থাকি। এবং দেখা যায়, হঠাৎ মাঝেমধ্যে এই যে বন্ধু-বান্ধবের সাথে, এই যে group chat-এ যেগুলা থাকে, আ বন্ধুর সাথে গল্প করার সময় দেখা যায়, video call বা audio call বা chat করি। এগুলাতে দেখা যায় অনেকটা সময় চলে যায়। তার পাশাপাশি আসলে social media তো যায়। এবং আমি, আমি যেটা লক্ষ্য করলাম যে, আমার সবচেয়ে বেশি সময় যায় হচ্ছে, মানে, social media-তে। দেখা যায়, Facebook-এ ঢুকলে, মানে, আমি reels-এর পর reels দেখি। বা এই যে ধরেন, YouTube-এ ঢুকলে আমি video-র পর video দেখি। বা TikTok-এ ঢুকলে দেখা যায়, একটার পর একটা আসতেই থাকে। তো ওই যে নিজেকে থামানোর যে প্রবণতা, মানে, সেটা একদমই আসে না। এবং আসলে আমি বুঝে উঠতে পারি না, আমি, মানে, কী করব। এবং এই পরিস্থিতি যে আসলে এত তীব্র আকারে ধারণ করছে। দেখা যায়, আমার ৫ মিনিট পর পর, মানে, মনোযোগ বিচ্যুত হয়ে আমার কিন্তু phone-ই চলে যায়। এবং phone-এ চলার কারণে আমি অন্য কাজ একদমই করতে পারি না। এবং এটার জন্য নিজের মধ্যে তো অপরাধবোধ কাজ হয়। এবং নিজের মধ্যে খারাপ লাগা কাজ করছে যে, আসলে এটা থেকে কেমনে বের হয়ে আসব। বা সামনের দিনগুলোতে এরকম যদি অবস্থা হয়, তাহলে তো, মানে, বলতে গেলে খুবই, মানে, মারাত্মক একটা অবস্থা ধারণ করবে, যেখানে phone ছাড়া আমি কিছুই করতে পারব না। তো বিষয়টা আসলে এরকমই আরকি।
বুঝতে পেরেছি। হ্যাঁ। ইশ! সত্যি কথা। বুঝতে পেরেছি। আসলে আপনার এখন ও মানে করার যদি কিছু থাকে ২য় পদক্ষেপ হিসেবে যেমন অনেকেই কি করে, আপনার মানে ফোনের যে screen টা আছে এটা তো রঙিন। দেখা গেছে লাল, নীল, বেগুনি বিভিন্ন রঙের মিশ্রণে কিন্তু এই phone টাকে আকর্ষণীয় করে তোলা হয়। আর আপনি যেগুলোর কথা বললেন games কিংবা video calling কিংবা একটু Facebook scrolling এগুলা কিন্তু সত্যিই মানে এই আলোটাকে সুন্দর করে গবেষণা করে এমনভাবে বসানো হয়েছে যেন মানুষজন এটাতে আসক্ত হয় বা মানুষজন যেন চালায়। এক্ষেত্রে প্রথমত ওই অনেকেই কি করে আপনার phone টাকে সাদাকালো করে ফেলে। মানে এরকম option আছে iPhone, Android এর মধ্যে এরকম app রয়েছে যে phone টা একদম সাদাকালো হয়ে যাবে। এতে করে কি হয় প্রায় ৩০-৪০% মানুষের এই, এই আকর্ষণটা কিন্তু কমে যায়। আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন এটা আপনার জন্য মানে ১ম পদক্ষেপ হিসেবে এটা ঠিক হতে পারে। আরেকটা যদি বলি সেটা হচ্ছে যে এই যেই, যেই app গুলো আপনার আ এরকম distraction তৈরি করছে, হ্যাঁ? এগুলো আপনি homepage থেকে সরিয়ে রাখতে পারেন কিছুদিন। তারপর যদি পারেন সেগুলো phone থেকে যদি delete ও করা যায় এটাও কিন্তু উপকারে আসার মতন একটা মানে পরিস্থিতি আ তৈরি হবে, এরকম আরকি। তো এরকম বেশ কিছু পদক্ষেপ আপনি নিতে পারেন। তবে মানে একটু ধৈর্যটা খুবই দরকার বলব কারণ আ মানে এক একদিনে কিন্তু অভ্যাস আ পরিবর্তন হয় না। দেখা গেছে যে অনেক দিনের অভ্যাসটা আপনি এ তৈরি করেছেন এই mobile আ চালানোর এটা তো ১ দিনে যাবে না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে প্রত্যেকটা পদক্ষেপ মানে ঠিকঠাক করে নিলে, আপনি এখান থেকে হয়তো একটা ভালো কিছু পেতে পারেন।
হুম, জি, জি। আচ্ছা। জি, জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জি, জি। হুম। উম আচ্ছা। জি, জি। হুম, হুম। আচ্ছা, আসলে এটা আমার কাছেও খুবই বাস্তবসম্মত একটা, মানে, এই যে সমাধান মনে হচ্ছে। কারণ এই যে আপনি যেমনটা বললেন যে, এই যে phone-এ, মানে, এই যে black white একটা option আছে, সেটা নিয়ে আমি আগে জানতাম না। এবং এটা আসলে আমাকে এভাবে তেমন কেউ বলেও নাই যে, এরকম option চালু করলে যে phone-এর যে আসলে আকর্ষণ বা বিভিন্ন apps থেকে যে আলো, মানে, রশ্মিটা বের হয়, সেটা অনেক ক্ষেত্রেই কমে যাবে। তো এটা আমি আসলে, মানে, চেষ্টা করে দেখব। কারণ একটা বিষয় হচ্ছে, মানে, হঠাৎ করে তো আর সবকিছু, মানে, কমানো যায় না। তো এসব ক্ষেত্রে আসলে ধীরে, ধীরে আপনি যেমনটা বললেন, ওইভাবে করলে আমার মনে হয়, মানে, ভালো একটা option হবে। তার পাশাপাশি আ এটা আমার কাছে ভালোই লাগলো, সে হচ্ছে, মানে, এই যে যেসব apps, মানে, চোখের সামনে বা home screen-এ রেখে দেই, ওগুলো যেন home screen থেকে দূরে রাখা হয়। কারণ দেখা যায়, স্বাভাবিক, মানে, home screen-এ রাখলে, ধরেন, Facebook বা YouTube, ওগুলাতে আমি এক click-এ ঢুকে যেতে পারতেছি। যার কারণে আমাকে খুঁজে খুঁজে আ বের করার একটা প্রবণতা, সেটা করতে হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে যে, এটা আসলে, মানে, কিছুটা আমাকে কাজে দিতে পারে। তবে আসলে এই বিষয় নিয়ে নিজের মধ্যে যে এত খারাপ লাগছিল, যে এটা আমি আসলে, মানে, বুঝে উঠতে পারছিলাম না যে, এই যুগে এসে এরকম একটা পরিস্থিতি, তাও এত মারাত্মক আকারে ধারণ করেছিল। তবে এই যে আপনি যেসব পদ্ধতি বললেন, তো ওগুলা আমার কাছে বেশ ভালো লাগলো। এবং আমি আশা করছি যে, আসলে এগুলো যদি আমি আ ঠিকঠাক মতো করে পালন করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে, আমি, মানে, এই সমস্যা থেকে, মানে, অনেকটা বের হয়ে আসব। তো আসলে আপনাকে, মানে, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আমাকে খুব বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার জন্য। এবং আমি আশা করছি, এগুলো আমার জন্য অনেকটা কাজে দিবে।
হ্যাঁ। কমে যায়, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম। জি, আসলে আপনার, আ মানে, কথা বলে কিন্তু প্রথমত আমার খুব খারাপ লাগছিল যে, এই সমস্যাটাতে জড়জড়িত হয়ে অনেকেই কিন্তু জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, যে কি করতেছে সারাদিন, এরকম একটা চিন্তাভাবনা চলে আসে। তো যদিও আপনার যে ইচ্ছাটা মনের মধ্যে এসেছে, প্রথমত, যে এটাকে ছাড়তে হবে, এটাই হচ্ছে সবচেয়ে ইতিবাচক দিক। তো আমি আশা করব, আসলে আপনি, আ মানে, নিজের মত করে একটা সময় এই জিনিসটাকে ছাড়তে পারবেন। আর আত্মবিশ্বাসটা রাখুন। আ পৃথিবীতে কোনো সমস্যাই নেই, যেটার সমাধান নেই। এটা মাথায় রাখবেন। তাহলে আপনার হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে।
জি। হু, হু। জি, জি। আচ্ছা। জি, জি আসলে এই আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ।